একদম, একদম। কারণ হয় না যে স্বাভাবিক, প্রথমত হচ্ছে তাদের উচিত হয়নি যে আপনার ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানো বা গাড়িতে ওঠা আ এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এমন একজনকে দেয়া যিনি আসলে স্বাভাবিক আছেন। উনি যদি গাড়ি চালাতেন তাহলে অন্তত এই ঘটনাটা থেকে মানে কিছুটা হলেও বোধহয় ঘট ঘটার সম্ভাবনাটা কম থাকতো। তারপরেও হচ্ছে কি সাবধানতার কারণে মানে যেভাবেই হোক তারা সেদিন হয়তো অল্পের উপর দিয়ে গিয়েছে। কজেই এই বিষয়গুলো আসলে মাথায় রেখে পরেরবার যখন আপনিও কখনো পার্টিতে যাবেন অবশ্যই নিশ্চয়ই গি খেয়াল রাখবেন সব বিষয়গুলো এবং নিজের ও বন্ধুর জন্য। জ্বী, জ্বী, জ্বী।
জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী। না এজন্যই আমি চেষ্টা করি আসলে কখনোই আ নিজের সেন্সটাকে না হারিয়ে ফেলতে। কারণ এইসব আ ইনটক্সিকেশন আসলে গায়ের মধ্যে নিলে হয় কি যে যখন আপনার সেন্স কাজ করবে না, মানুষ আপনাকে ধোঁকা দিতে পারবে, মানুষ আপনার অ্যাডভান্টেজ নিতে পারবে এবং হচ্ছে মানুষ আপনাকে নানা্ন ধরনের বিপদে ফেলতে পারবে। কিন্তু আপনার নিজের শরীর এবং মনের উপর কিন্তু আপনার তখন জোর থাকবে না। এবং আপনি সেগুলোকে আটকাতেও পারবেন না। এজন্য চেষ্টা করি যে আসলে কখনোই এসব জিনিসের মধ্যে যেন যুক্ত না হই।
একদম, একদম। চমৎকার। খুবই চমৎকার লাগলো আপনার মানে ভয়ের কথা হলেও তারপরে ওই যে হাসির কথাটা আপনি বললেন যে এত কিছু গাড়ি এতবার ডিগবাজি দিলো তারপরেও উনার কোনো হুঁশ নেই। উনি বলে উঠলেন, "বাসায় কি চলে এসেছি?" তো উনার এই বোধটুকু যদি থাকত যে ডিগবাজি দিতে, দিতে কেউ বাসায় পৌঁছানোর তো কথা না। চমৎকার কিন্তু এই যা। আর জঙ্গলে হাতির ব্যাপারটা তো আসলে সত্যি এটা না হয়। খুব ভালো লাগলো আপনার বিষয়গুলো জানতে পেরে। আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
আ জি। হ্যাঁ, হ্যাঁ। <scoffs> সেটাই। <chuckles> <chuckles> <chuckles> জি। সেটাই। আসলেই মানে আপনার সাথে কথা বলতে, বলতে আপনার হ্যাঁ। হ্যাঁ, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। কিছু মজার এবং ভয়ানক স্মৃতি মনে পড়ে গেল। আশা করছি বা বা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা।